হ্যাঁ, একদম, একদম। অসাধারণ কথা একটি বললেন আপনি এবং আমার কথা যদি বলতে হয় যেহেতু আমি ১ম এ আপনাকে বলেছিলাম 'Warfaze' যে এর কিছু গান শুনে আমি drums এর দিকে move করার চেষ্টা করি। এবং আ সেটি কোনভাবে তখন হয় না। তখন আমি ওদিকে আ 'Scorpion' ও শুনছি। তো 'Scorpion' এর একটা গান আপনি শুনে থাকবেন কিনা জানি না। সেটা হচ্ছে আ 'You and I' এই গানটি ১ম এ যে গিটারটি intro দেয় এবং যে solo টি শুরু হয়, সেই solo টি শুনেই আমার আ ১ম কানে লেগেছিল এবং মনে হয়েছিল যে এটা কিসের সাউন্ড? এই instrument টা কি? এটাই আমার বাজাতে হবে। এবং বলা অ যায় ওয়ার 'Scorpion' পুরো ব্যান্ডটাই আসলে আমার musical journey কে ভীষণভাবে প্রভাবিত করেছে এবং আমার জীবনের সাথে বলতে গেলে মিউজিক তো জড়িত আছেই এবং 'Scorpion' কেও আমি ধন্যবাদ জানাই যে আসলে আ আমার গিটার আ শেখা শুরু করার যে একটা আগ্রহ, সে আগ্রহটা জন্মেছে আমার তাদের গান শুনে আসলে।
জি। হুম, হুম। জি। হুম। জি। হুম। আচ্ছা। হু, হু। জি। আচ্ছা। আচ্ছা। হুম, হুম। আচ্ছা। হুম, হুম। আচ্ছা। হুম। জি। আ এখানে আসলে আমার একটা প্রশ্ন ছিল এইযে আ 'Scorpion' ব্যান্ডের আসলে আমি মনে হয় যে বেশ কিছু গান হয়তো শুনেছিলাম। তো ওদের যে আসলে singer ছিল যে ১ম থেকে শুরু করে যে singer আসলে 'Scorpion' কে এগিয়ে নিয়ে এসেছিল সেই singer টি কি এখনো আছে?
জি, জি। জি, জি। জি, জি, উনি অ্যা এখন তো ওনার অনেক বয়স প্রায় ৮০ র কাছাকাছি। কিন্তু আ ভালো লাগার কথা এটি যে উনি এখনো গান করছেন, উনি এখনো live performance করছেন এবং অ 'Scorpion' এর প্রত্যেকটি বৃদ্ধ মেম্বারই এখনো তাদের ব্যান্ডে সেভাবেই সময় দিচ্ছেন আসলে।
জি। হুম, হুম। আচ্ছা। আচ্ছা। আচ্ছা। এটা কিন্তু শুনে বেশ ভালো লাগল যে আ তারা জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আসলে গান করে যাচ্ছেন এবং হয়তো করে যাবেন। এটা আসলে একটা উদাহরণ হতে পারে সে সকল শিল্পীদের জন্য, সে সকল ভক্তদের জন্য, যে আসলে তারা তাদের ভক্তকেও কী পরিমাণ ভালোবাসে যে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তারা চাচ্ছে যে তাদেরকে আ তাদের গান শুনিয়ে যেতে এবং তাদের মন ভালো রেখে যেতে, তাই মনে হয়।
একদম। একদম, একদম। একদম, একদম। অসাধারণ কথা বলেছেন আপনি এবং আপনার সাথে কথা বলে ভীষণ ভালো লাগলো আজকে। অনেক কিছু জানলাম আপনার গান সম্পর্কে জানলাম এবং এইযে হৃদয় খানের কথা বললেন সেটিও আমার স্মৃতিতে ব্যাপকভাবে নাড়া দিয়ে গেল। তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন।
জি। জি। হু, হু। জি। জি। আপনাকেও অসংখ্য ধন্যবাদ। আপনার কাছ থেকে আসলে অনেক কিছুই আমি জানতে পারলাম যেগুলো আমার জন্য মনে হয় যে মনে দাগ কেটে থাকবে। তো আপনার জন্য অনেক শুভকামনা। ভালো থাকবেন।
আচ্ছা।